জি, ঐ তো যে, এই হ্যাকিং সিস্টেমগুলো এগুলোই সমস্যা হচ্ছে যে, মানে আ প্রযুক্তির কোনো কোথাও না কোথাও তো ঘাটতি আছে এজন্য আপনার ফোন আপনার ল্যাপটপ এগুলো সব হ্যাক করে ফেলতে পারছে তার মধ্যে দিয়ে ঢুকে ফেলতে পারছে। তো আমার যেটা মনে হয় যে, এই জিনিসটার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যা যারা এখন বিভিন্ন জিনিস ডেভেলপ করছে আ যে, যাতে এই যে, হ্যাকিংটা কখনো সম্ভব না হয়। আ মানে মানুষের নিরাপত্তার তো একটা বিষয় আছে। প্রাইভেসির বিষয় আছে। এই জিনিসটা আ আমার মনে হয় প্রযুক্তিগত দিক থেকে এই উন্নতিটা খুবই দরকার। আর উম আর এমনি যদি আপনার মনে হয় যে, প্রযুক্তি কখনো আপনাকে হতাশ করেছে যেমন হচ্ছে আ যেমন আমি ঐ যে, একটা কথা বলি আমার আমাকে যেমন করেছে ১ বার বাংলাদেশে আ জিপিএস ব্যবহার করে একটা অ্যাড্রেস এ আ যেতে যেয়ে মানে পুরা ভুল লোকেশন এ নিয়ে গেছেন। মানে নদীর পার এসে গেছে রাস্তা। মানে রাস্তা নাই কোন। জি।
হুম। হয়েছে। হুম, জি, হ্যাঁ। হ্যাঁ, বলুন। আচ্ছা, মানে আচ্ছা এটা তো তাহলে এটা হল কে কেন এরকম আধুনিক প্রযুক্তি।
না, এটা এখন আর হয় না। এখন আর হয় না। এখন আর হয় না। আজ থেকে ৩ বছর আগের কথা বলছি। তখন হতো তখনও আ এত বেশি ইমপ্রুভ হয়েছিল না। উন্নতি হয়েছিল না। কিন্তু এখন ঐ জিনিসগুলো যত সমস্যা হয় রিপোর্ট আসে না ওগুলো আস্তে, আস্তে রিভিউ থেকে ঠিক করে এখন আর এ ধরনের সমস্যা হওয়ার চান্স মানে প্রায় শূন্যের গোঠায় তখন ছিল আরকি সমস্যা। তো মানে আপনার কি এরকম কখনো হয়েছে?
হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমি টেলিফোনে এক মানে লোকের কাছে একটা দ দরকার। ও আরেক মেয়ের কাছে মানে কি ব্যাপার? রসুল ভাই আমি টাঙ্গাইল থেকে বলতেছি মানে প্লিজ একটু আর একসঙ্গে ২ জনকার কথা শোনা যাচ্ছে। আমার ঐ বন্ধু আর টাঙ্গাইলের ১ মেয়ে। মানে
হুম। রং নাম্বার জি। জি। ও! মানে ২ টা নাম্বার একসাথে কানেক্ট করেছে। ও!
মানে কেমন কি যে, হয়েছে তখনকার তো সেই আমলে ইয়ে তারপরে ঐ মহিলাকে বললাম যে, প্লিজ একটু আপনি একটু কয়েক মিনিট চুপ করেন তো ২ মিনিট আমি কথাটা সেরে নেই। তখন মহিলাটা বেশ চুপ করল আমি এর সাথে তো একসঙ্গে এইটা তো আধুনিক যে, স্মার্ট ফোন বা মোবাইল ফোনের আসা তো সম্ভব নয়।
জি। জি। হ্যাঁ। হুম, কি জানি হয়তো মানে কোন একটা ওরকম প্রযুক্তিরই কোন একটা ব্যাপার ছিল। মনে হয় একসাথে ২ টা হঠাৎ কানেক্ট হয়ে গেছে। কোন একটা সমস্যা তো ছিল। যাই হোক আমার খুব ভালো লাগলো আপনার সাথে। জি, ধন্যবাদ।
হ্যাঁ, তো। হ্যাঁ, ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি যেহেতু একটা উন্নত দেশে থাকেন সেখানকার প্রযুক্তি তো আ অনেক বেশি ব্যাপার তারপরেও আমাদের দেশে একেবারে কম না, হ্যাঁ, আমাদের দেশেও আ আ সবকিছু আসছে ঠিক আছে ভালো লাগলো ভবিষ্যতে যদি কখনো দেখা হয় হ্যাঁ, তো কথা হবে, হ্যাঁ।
না, হুম, এখন সবই উন্নত হচ্ছে জি। জি, ভালো থাকবেন। জি। আ আশা করছি আবার কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনার দিনটি অনেক ভালো যাবে। ধন্যবাদ।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ ভালো থাকবেন। শুভ সকাল। ধন্যবাদ।